আমি না রিসেন্টলি একটা ব্যাপারে খুবই আসলে হতাশাগ্রস্ত এবং মাথাটা এত ব্যথা করে এই ব্যাপারটা নিয়ে টেনশন করলে এবং আমার কাজে কর্মেও ইদানিং খুবই অমনোযোগী আমি। আসলে বুঝতে পারতেছি না যে সমস্যাটা আমার কিভাবে সমাধান হবে? মানে কারো কাছে share ও করতে পারতেছি না। আবার মানে হতাশার কারণে দেখা যায় যে বলে না যে নিজেও সহ্য করতে পারতেছি না, বলতেও পারতেছি না। এমন একটা অবস্থার মধ্যে আছি আসলে বর্তমান সময়ে।
আচ্ছা। বুঝছি। হু, হু। আচ্ছা, আসলে এই যে আপনি যে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা আসলে যে আপনাকে চিন্তিত করছে, আ সেটা আসলে আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে। তো যদি একটু বলতেন যে আসলে এই যে আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, এটা আপনাকে আসলে আ কি করবেন বুঝে উঠতে পারছেন না। সেটা যদি একটু বলতেন যে আসলে কি কারণ আপনার এরকম অনুভূতি হচ্ছে?
হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। বলতেই চাই আসলে আমি বলার মানুষই পাই না। যে আসলে কিভাবে বলব কাকে সময় এটা? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার ইদানিং কাজকর্মের চাহিদা এবং চাপটা এত বেশি হয়ে গেছে, দেখা গেল মানে অফিসের কাজ তারপরে বাড়ির কাজ, সংসারে আরও অনেক রকমের সমস্যা, বাজার করা। মানে সব মিলিয়ে কাজ করতে, করতে একটা যে মানে ব্যক্তিগত জীবন, একটু যে বাচ্চাকে একটু সময় দেব, বন্ধুদের সাথে একটু সময় কাটাব, আগে যেমন মাঝে, মাঝে ঘুরতে যাইতাম, হ্যাঁ? একটু যে মানে শান্তি মতো যে একটু রেস্ট করব দুপুরবেলা। মানে পুরো জীবনটা এতই মানে ব্যস্ততায় ডুবে গেছি যে বাস্তব জীবন আমার যেটা রয়েছে, আমি যে একটা মানুষ, হ্যাঁ? এখানেও যেটা সময় দেওয়া দরকার, এই সময় ব্যবস্থাপনাটাই না আমি করতে পারতেছি না। হ্যাঁ? দেখা যায় অনেক প্ল্যান করি যে মাঝে, মাঝে আমি একটু আমাকেও সময় দেব, কাজকর্ম থেকে একটু বিরতি নেব, নিয়ত করি। কিন্তু না, দেখা যায় যে কাজের ফাঁকে আমার যেটা নিয়ত ছিল, আমার যেটা প্ল্যান ছিল সেটা একদমই আমি ভুলে যাই। মানে কাজ করতে, করতে ইদানিং মানে আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি নিজেকে আসলে হারিয়ে ফেলেছি। বুঝতেছি না যে আসলে আমি কী করব?
জি, জি। আচ্ছা। হু, হু। বুঝছি। রিল্যাক্স করবেন। আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, জি। হু, হু। খারাপ হয়ে গেছে। আচ্ছা। এই যে আসলে আপনার এই যে কথা শুনেই বোঝা যাচ্ছে যে আসলে এই যে অতিরিক্ত কাজের চাপে যে আপনি আসলে বুঝে উঠতে পারছেন না, এবং এটা নিয়ে যে আপনি আসলে আ হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন আ সেটা আপনার কথাতেই আমি শুনতে পাচ্ছি, এবং এটা নিয়ে আপনি বেশ অনেকটাই চিন্তিত, এবং এটা আসলে এই যে মানে চিন্তা হওয়াটা একদমই স্বাভাবিক। কারণ স্বাভাবিক যদি কোন কাজ যদি এত বেশি করা লাগে, এবং নিজের যে একটা সময় দেওয়া, ব্যক্তিগত হোক পরিবার হোক সেটা আসলে মানে দেয়া হয়ে ওঠে না, এবং এটা নিয়ে যে আসলে আপনি বুঝে উঠতে পারছেন না কি করবেন এটা আসলে বোঝাই যাচ্ছে। তো আপনার থেকে যদি আ একটা বিষয় জানতে চাই যে আসলে যদি বলতেন সাধারণত আপনার দৈনন্দিন রুটিন বা, প্রতিদিনের রুটিনটা কেমন? যে কোথায় আপনি কতটুকু সময় ব্যয় করেন?
হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। হ্যাঁ। হচ্ছে না, হচ্ছে না। জি। আসলে routine-টা এমন হয়ে গেছে যে আমি plan করে যে routine-টা তৈরি করি না? সেই routine-টা আমি maintain করতে পারি না। তারপরেও মোটামুটি যে ধারণাটা আমি আপনাকে দিতে পারি সেটা হলো মানে সকালটা আমি উঠি অ্যা ফজরের নামাজ পড়ার সময় কিন্তু আমি উঠি। আমার মাঝে, মাঝে একটা plan হয় কি যে ফজরের নামাজ পড়ে এসে একটু আবার ১ ঘণ্টার মতো ঘুমায়ে দেব।
জি, জি। আচ্ছা। হুম। জি, জি।
তো তখন আবার মেয়ে আমার উঠে যায়। উঠে আমাকে একদম ডাকতে থাকে। ওর আবার অভ্যাস একটু বাহিরে যাবে, সকালবেলা একটু cycle চালাবে। এখন দেখা যায় চোখে ঘুম থাকলেও আমাকে উঠে যেতে হয়। ওকে নিয়ে একটু বাহিরে যাই, cycle-টাইকেল চালাই। এরপরে কিন্তু আমি বাসায় এসে আমার wife রান্না-বান্না করে। আমি আবার মেয়েটাকে নিয়ে একটু ওকে বই-টই পড়াই। তারপরে কিন্তু আমি অফিসে চলে যাই, এবং অফিসে যাওয়ার পরে অফিসের কাজ এত বেশি, একটু যে মাঝে, মাঝে rest নেব, একটু যে ধরেন যে চায়ের stall এ গিয়ে একটু চা খাব, এই সময়টাও পাই না। একদমই মানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে বিকেলবেলা যখন বাড়িতে আসি, শরীরটা এত ক্লান্ত হয়ে যায় যে একটু ঘুমায়েতে মন চায়। কিন্তু সে ঘুমানোর না সময় নাই। দেখা যায় আবার ওই একটা private পড়াই, সেইখানে যাই। সন্ধ্যার সময় এসে দেখা যায় যে বাড়িতে এইটা নাই, সেইটা নাই, বাজার নাই। তখন আবার বাজারে যেতে হয়। মানে এইভাবেই মানে ঘুমানোর আগ পর্যন্ত পুরা দিন মানে আমার কোন না কোন কাজ কিন্তু আমাকে ঘিরে ধরে আছে। খুব বাজে একটা অবস্থার মধ্যে আছি আসলে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বুঝতে পারলাম। হুম, হুম। জি, জি। জি, জি। হুম। উম বুঝছি। আচ্ছা। হুম, আসলে এই যে আপনি একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং এটার কারণে যে আপনার আসলে চাপ অনুভূত হচ্ছে। এ এরকম পরিস্থিতিতে চাপ আসাটাই স্বাভাবিক এবং আপনি যে বলছেন, যে আসলে মানে একদমই সময় বের করতে পারছেন না এবং বিশেষ করে এই যে অফিসের কথাটা তুলে ধরলেন। এই অফিসের কাজও অনেক বেশি এবং এটার কারণে খারাপ লাগাটা, এই যে আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে। যে আপনি মানে একটু টো সময় পাচ্ছেন না এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। তো এটা আসলে বিষয়টা যেমন হয় আরকি। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিকভাবে অনেক দায়দায়িত্ব থাকে। তার পাশাপাশি যেমনটা বললেন, অনেক সকালে উঠে যান এবং এই যে আপনার মেয়ে থেকে শুরু করে আপনার পরিবারকে সময় দেওয়া, তার পাশাপাশি অফিসে গিয়ে যে এত কাজ করে যে, একটু বাসায় ফিরে বিশ্রাম নিবেন বা রেস্ট করবেন, ওই সময়টাও হয়ে ওঠে না। কারণ আপনি যেমনটা বললেন যে আসলে মানে ৬:০০ র দিকে আসলে আপনি আ টিউশনে বা পড়াইতে যান এবং আসলে এসব ক্ষেত্রে আমি আ আপনাকে যেটা বলতে চাই যে এটা আসলে যদি আপনি চেষ্টা করেন তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কাটিয়ে তোলা সম্ভব। যদি আপনি আসলে একটা আ নিজের মধ্যে যদি একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন বিষয়টা। কারণ সবকিছু কিন্তু আসলে আপনার মানে চেষ্টার উপর নির্ভর করে। আপনার থেকে যদি একটা বিষয় এ জানতে চাই, যে আসলে সাধারণত এই যে আপনি যখন অফিস করেন বা এই যে অফিসের বাইরে আপনার পারিবারিক ভাবে অন্যান্য কোনো ক্ষেত্রে কি মানে এই যে অনিয়ম বা সময়ের যে ভারসাম্য সেটা রাখতে পারেন, এরকম কি দেখা যায়?
উ জি। জি, জি। খুবই, খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আসলে। জি। উ জি জি। হুম, হুম। অ্যা জি, জি। উ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। জি। জি। উ না, অনিয়ম অনিয়ম হয় না। দেখা যায় যে আমি মোটামুটি নিয়ম করেই কিন্তু চলি, হ্যাঁ? কিন্তু নিয়ম করে চলার অভ্যাসটা আমার ছোটবেলা থেকে ছিল। ন মূল সমস্যাটা হচ্ছে কি, এখন মানে সংসার বড় হয়ে যাচ্ছে, বাচ্চা-কাচ্চা বড় হয়ে যাচ্ছে। এর কারণে যেটা হয়, যে মানে আয় ইনকামের রাস্তাটা একটু বাড়াতে হয়। দেখা যায় চাকরি থেকে যে বেতনটা পাই ওটা দিয়ে আগে সুন্দর চলে যেতো। এখন খরচ বাড়ার কারণে দেখা যায় যে অ্যা টাকারও সংকুলান হয় না। আর এতে করে আমাকে কিন্তু বাড়তি ২ টা প্রাইভেট পড়াইতে হয়, হ্যাঁ? তো প্রাইভেটা না পড়াইলে হয়তোবা ওই সময়টা একটু রেস্ট করতে পারতাম। তো ওই প্রাইভেটটা পড়ানোর কারণে দেখা যায় যে আমি কিন্তু আর সময় পাচ্ছি না। হ্যাঁ? মাঝে, মাঝে আমার ওয়াইফ বলে যে, "প্রাইভেটটা বাদ দিয়ে দাও, তোমার উপরে চাপ পড়ে যাচ্ছে, যাওয়ার দরকার নাই।" তখন আবার ভাবি, যে এই যে মাস গেলে প্রায় ৳১২-১৩,০০০ টাকা প্রাইভেট থেকে পাই। আর এটা বন্ধ হয়ে গেলে অন্তত প্রাইভেট এর টাকাটা দিয়ে বাড়ি ভাড়াটা হয়ে যায়, হ্যাঁ? এজন্য প্রাইভেট এর টাকাটাও আসলে খুব দরকার। এজন্য প্রাইভেটা ছাড়া হচ্ছে না, হ্যাঁ? সব মিলে মানে এইসব কারণে না নিজেকে হারিয়ে ফেলতেছি। নিজেকে সময় দেয়ার জন্য যে সময়টা আমার বরাদ্দ ছিল সেটা আর মানে ব্যবস্থাপনায় খুবই অনিয়ম হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না যে কি কর
আচ্ছা। জি, জি। হু, হু। আচ্ছা। এখন পোষায় না। উ বুঝছি। হুম। জি, জি। আচ্ছা। হু, হুম। আচ্ছা। উ বুঝতে পারলাম। হুম। আচ্ছা। জি, জি। আচ্ছা। আসলে এই যে এমন পরিস্থিতিতে আপনি যে মানে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সেটা আসলে বোঝাই যাচ্ছে এবং এরকম পরিস্থিতিতে যেমনটা বললেন, আ পরিবারের কর্তা হিসেবে যে আপনি একটু চাচ্ছেন। যে পরিবারকে যেন সচ্ছল ভাবে চলে এবং আর্থিকভাবে যেন স্বাবলম্বী থাকে। এরকম চিন্তা আসাটা একদম স্বাভাবিক। এবং আপনি যে আসলে চাচ্ছেন, যে আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে এবং এটা নিয়ে যে আপনি চিন্তা করছেন। যে কোনটা ঠিক হবে, ঠিক হবে না? আসলে এটা চিন্তার একটা বিষয়। তো আসলে আপনি আ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মানে আপনি তো যেমন বললেন। যে আসলে কোন, কোন অনেকটা সময় কাজের চাপ, অনেকটা সময় প্রাইভেট এর বা পারিবারিক চাপ। আপনি যেটা করতে পারেন সেটা আপনার কাজের মধ্যে অগ্রাধিকারগুলা আপনি সেট করে নিতে পারেন। যে কোন কাজগুলা আগে করতে হবে এবং কোন কাজগুলা পরে করলেও হবে? কারণ সব কাজ যে আসলে আপনার একসাথে করতে হবে বিষয়টা এমন না নিজেকে সময় দেওয়াটাও তো অনেকটা গুরুত্বপূর্ণ। তো আসলে আপনি এটা কিন্তু চাইলে, আপনি এটা কইরে দেখতে পারেন এবং আপনার অফিসের যিনি, আ কর্মকর্তা রয়েছে, তাকেও বিষয়টা বুঝিয়ে বলবেন। যে আসলে অফিসের চকাজ একটু বেশি হচ্ছে, আপনাকে যেন কাজটা সীমিত করে দেওয়া হয় বা আপনার সময় সাপেক্ষ করে দেওয়া হয় এবং এর পাশাপাশি
জি, জি। আ হ্যাঁ, হ্যাঁ। উ জি। উ জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি। আচ্ছা, আচ্ছা। পরে করতে হবে, বুঝতে পেরেছি। তা তো না, অবশ্যই। জি। হু, হু বুঝতে পেরেছি। হ্যাঁ, জি। না, এটা আমি বলেছি। আমি কিন্তু অফিসে বলেছি যে আমাকে যে স্বাভাবিক কাজগুলো, যেটা আমার দায়িত্ব বা যেটার কারণে আমাকে আসলে নিয়োগ করা হয়েছে, হ্যাঁ? আমি কিন্তু বলেছি আমার প্রিন্সিপাল কে যে, আমাকে এক্সট্রা কোনো ক্লাস যাতে না দেয়, হ্যাঁ? কিন্তু অ্যা ঝামেলাটা হয় অনেক টিচার আবার ছুটিতে থাকে, হ্যাঁ? তখন দেখা যায় যে ওই ওই ক্লাসটা প্রক্সি হিসেবে নিতে হয়। এখন একটা মানুষ সমস্যার কারণে ছুটিতে গেছে। এখন তার ক্লাসটা তো করতে হবে কাউকে না কাউকে, হ্যাঁ? তো দেখা যায় যে আবার নাও করতে পারি না। অনেক টিচার বলে যে, "ভাই এটা আমার ক্লাসটা নিয়েন তো, আমি দেরিতে আসতেছি, একটু বাসায় সমস্যা।" তখন আবার বলাও সম্ভব হয় না যে ক্লাস-টা নিতে পারব না। হুম? এসব কারণে কিন্তু দেখা যায় অফিসের কাজটা আমি না চাইলেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে দিন, দিন।
জি, জি। হুম, হুম। আচ্ছা। উ বুঝছি। হুম। জি, জি। না, না করতে পারে না। জি, জি। হুম। জি, জি। আসলে না, এরকম পরিস্থিতিতে আপনি চাচ্ছেন যে, আসলে অনেক পরিস্থিতি থাকে যেখানে আসলে না বলতে পারেন না। তবে আপনি যেমনটা বলছেন যে এখানে কিন্তু আপনার একটু সীমাটা নির্ধারণ করে দেওয়া দরকার। কারণ যেটা হয় আর কি, সবসময় যদি আপনি সবকিছুতে হ্যাঁ বলেন তাহলে দেখবেন যে স্বাভাবিকভাবে অন্যরা কিন্তু আপনাকে কাজ চাপিয়ে দিবে এবং এটা কিন্তু আপনি যদি নিজের জায়গা থেকে শক্ত করে না দাঁড়ান তাহলে কিন্তু এই যে আপনার জীবনের ভারসাম্যটা ঠিক-ঠাকভাবে আসলে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তো আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে মানে কাজ যেখানে আপনাকে বেশি দেওয়া হচ্ছে তাদেরকে বিনয়ের সাথে হয়তো বিষয়টা বলে দেখতে পারেন যাতে করে তারা একটু উপলব্ধি করতে পারে এবং এর পাশাপাশি আপনি
জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, এটা ঠিক বলেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলেছি, আমি বলেছি, জি।
জি, জি, এর পাশাপাশি আপনি মানে চাইলে ছোট একটা routine নির্ধারণ করে নিতে পারেন এবং routine যেন আপনার একটু flexible হয়। কড়াকড়ি routine হলে দেখা যাবে যদি ভেঙে যায় তাহলে একটা সমস্যা। তো আশা করছি যে আপনি
বুঝতে পেরেছি। মানে হচ্ছে যে ব্যক্তিজীবন এবং আমার যে এ কর্মজীবন এটার মধ্যে একটা routine তৈরি করতে হবে, তাই না? এবং মানে দুই পক্ষের সময় হিসাব, বুঝতে পেরেছি।
জি, জি। জি, জি, এরকম routine করলে ভালো হয়। জি, জি, জি এবং এটা করলে আমি আশা করছি যে আসলে আপনার এই যে কাজ আর জীবনের মধ্যে একটা ধারা চলে আসবে এবং সুন্দর একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আরকি আপনি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, না, আপনার পরামর্শটা কিন্তু আমার খুবই ভালো লাগলো এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা কার্যকরী একটা ভূমিকা রাখবে আমার এই সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং routine-টা কিন্তু আমি করব। আমার মনে হল যে routine-টা করা খুবই দরকার। কারণ আসলে কাজ করতে, করতে নিজেকে হারিয়ে ফেললে দেখা যাবে যে আমি অসুস্থ হয়ে যাব। তখন আবার কাজই করতে পারব না, তাই না?
জি, জি। জি, জি।
তো খুবই ভালো লাগলো। দোয়া করবেন আশা করি আমার যাতে সমস্যাটা সমাধান হয়। আর আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ এই পরামর্শগুলোর জন্য।
জি, জি, জি। জি, জি। জি আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনি routine অনুযায়ী যদি কাজের সময়-সীমাটা নির্ধারণ করে দেন তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ।